হুম। হ্যাঁ, ১ম বার হয়তোবা আপনার ভয় লাগতেছে। কিন্তু আ পরবর্তীতে আপনি হ্যাঁ, এটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আ আপনি হয়তোবা ১ম দিক দিয়ে ভুল হচ্ছে, অনেক ভুল হচ্ছে এবং আপনার বন্ধু-বান্ধব বলে তারা কিন্তু ভুল ধরিয়ে দেবে। যখন আপনি এ ভয়তে বলবেন না বা কেউ স আ বক্তব্যটা দিচ্ছেন না তখন আপনার বন্ধু-বান্ধবরাই বা কীভাবে জানবে যে আপনি কোথায় ভুল করছেন বা আপনার আ শিক্ষক-শিক্ষিকা যারা আছে তারাই বা কিভাবে জানবে যে আপনার কোথায় ভুল হচ্ছে। এবং যখন আপনি ভুলটা করবেন তখন কিন্তু আপনার যারা শিক্ষক-শিক্ষিকা আছে বা আপনার আ উম আ অফিসের কলিগরা আছে তারা কিন্তু বলবে আপনাকে পরে যে আ তুমি বা আপনি এইযে ভুল করেছেন হ্যাঁ, আপনি এরপরে এগুলো ঠিক করেন এ বা ঠিক করলে আপনি আরো ভালো কিছু দিতে পারবেন। এটা কিন্তু হয়। তাই না?
আর কি কিন্তু পরের বার আ সেটাই। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হুম, সেটাই। আ এখানে ভুল হচ্ছিল। জি, জি। হু। সেটাই। হ্যাঁ, হ্যাঁ। সেটাই, সেটাই। অনেকের এ আছে যে ঠিক মত কথা বলতে তারা ওই যে আমরা যেটা তোতলা বলি। হ্যাঁ? আমার কলিগ একজন আছে। তো আমি তাকে বলেছি যে, "তুমি এই বিষয়টা একটু বাসায় ধীরে, ধীরে উচ্চারণ করে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবা।" এই যে একটা টেকনিক পরে দেখি কি সে একদিন এসে বলছে যে "ম্যাডাম আপনি ঠিকই বলেছিলেন।" আমি বললাম "তুমি যখন কারো উদ্দেশ্যে কথা বলবা তখনও একটু ধীরে এবং মনের ভিতরে আবেগটাকে control করো। অনেক সময় একটা তাগাদা কাজ করে না ভিতরে? যে কত দ্রুত বলতে পারি আমি বিষয়টা। হ্যা? সেই তাগাদাটা কমায় নিয়ে এসো। নিয়ে এসে তুমি ধীরে, ধীরে বলো, তাহলে দেখবে যে তুমি যাদের উদ্দেশ্যে কথা বলছো তারা বুঝতে পারবে <smacks lips> যাই বলো না কেন।"
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। <chuckles> জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ। হ্যাঁ, এটা তো অবশ্যই অনেক সময় কিন্তু এটা হয় যে মুখস্থ বিদ্যাও আপনার ভয়ের কারণ হয়ে যায়। কারণ আপনি যেহেতু presentation দিচ্ছেন, এটা তো আপনার আ মন থেকে বা আপনি <chuckles> যেটা পারবেন বা আপনার যে presentation টা সেটাকে তো আপনি সামনাসামনি বলতেছেন। তো এই যে যে বিষয়গুলো এখানে আমি মনে করি যে মুখস্থ না করে যদি আপনি আ কিছুটা বানিয়ে বলেন বা ওই যে যে topic টা, সে সম্পর্কে বলেন হ্যাঁ সেটা কিন্তু আরো ভালো হয়। এবং আমি বলবো যে <chuckles> আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে এবং আপনি যে ভয় ভয়কে জয় করতে পেরেছেন এবং <chuckles> জি, জি। জি, জি। এ হ্যাঁ, হ্যাঁ। জি, জি।
উহু। সেটাই। হ্যাঁ। সেটাই, সেটাই। বুঝে বলেন। হ্যাঁ, topic related। ভালো হয়। হা আমারও খুব ভালো লাগল। <chuckles> দুজনাই আমরা ভয় কাটানোর কৌশলও শিখলাম। না? আ আবার নিজেদের অ অভিজ্ঞতাও শেয়ার করলাম। আ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সামনে কত বিষয়ে ভয় পাবো না। আপনার কথা বলে রাখবো। হ্যা, হ্যা। হু, হু।
হ্যাঁ। জি, জি, জি। <chuckles> জি, জি। আচ্ছা, আচ্ছা। হ্যা। এ হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ, এটাই আমিও বলবো আপনাকে হ্যাঁ, ভয়কে জয় করুন এবং এ যে ভয়গুলো আপনার মনে এখনো আছে চেষ্টা করুন সেটাকে কাটিয়ে তোলার। একবারে তো পারবেন না। আস্তে, আস্তে করুন, কিন্তু হবে। আপনার দ্বারাও হবে। <chuckles> জি, আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি। ধ
হ্যা। সেটাই। হু। আচ্ছা, এ ভালো থাকবেন। ধন্যবাদ।